আ খারাপ অভিজ্ঞতা উম আসলে এভাবে মনে পড়ছে না। তবে একটা জিনিস আ ১ম যখন আ ট্রেন্ডিং এ যাই আমি আসলে খুব দ্রুত সেটা অ্যাডপ্ট করতে পারি না। আ মানে আ ১ম, ১ম যখন দেখতাম শাড়ি আমার খুব পছন্দের পোশাক। তো ১ম যখন দেখতাম যে শার্টের সাথে শাড়ি পরা আমার কাছে খুব অদ্ভুত লাগলো লাগত আরকি। আ মানে বেশ একটু বিরক্তও হতাম। এ যে শাড়ির মতো সুন্দর জিনিসটা আসলে একটু নষ্ট করে দেওয়া হচ্ছে এটার লুকটা। পরে আসলে শীতের সময় যেহেতু সোয়েটার পড়তে হয় বা একটু মোটা টাইপের আ এইযে শার্ট গুলো পরা তার সাথে শাড়ি পরা হ্যাঁ, হ্যাঁ এটা আসলে আমি নিজেও পরে প্র্যাকটিস করেছি। এবং একটা পর্যায়ে কিন্তু এটাও আমার স্টাইল এর সাথে যুক্ত হয়েছে। এবং এটা আমার এখনও কিন্তু বেশ ভালো লাগে। ১ম এর শুরুটা আসলে এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল না। কিন্তু এখন বেশ ভালোই লাগে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, মোটা টাইপের শার্ট গুলো। বাহ! বেশ চমৎকার বলেন। আসলে একটা নতুন একটা দেখা যাচ্ছে যে স্টাইল আপনার চলে আসলো দেখা যাচ্ছে অ বিভিন্ন অভিজ্ঞতা অ মানে খারাপ অভিজ্ঞতা থেকেও দেখা যাচ্ছে ভালো স্টাইল খুঁজতে কিন্তু বেশি সাহায্য করে। তো সেক্ষেত্রে নিজের কিন্তু একটা বয়স বা যেকোনো বয়স কিন্তু থাকে। যে বয়স অনুযায়ী কিন্তু বিভিন্ন টাইপের কিন দেখা যাচ্ছে যে স্টাইল গুলো বিভিন্ন সময় কিন্তু ভালো লেগে থাকে। তো সেক্ষেত্রে নিজের বয়স বা মাইন্ডসেট বদলানোর সঙ্গে আপনার স্টাইল কি কোনো পরিবর্তন এসেছিল কখনো?
হু, হু। হুম। জি। এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পরিবর্তন এসেছে বলতে এখন যদি খেয়াল করে দেখি তাহলে আ অনেক ধরনের পোশাকই আমার এখন আর পড়তে ইচ্ছে করে না বা নিজের মনের কাছে কেমন একটু লাগে, যে এগুলো হয়তো এখন আমাকে অত একটা ভালো লাগবে না বা আমি পড়লেও হয়তো অত একটা কনফিডেন্স পাবো না। আমার মনে হয় যে এটা আ মনে হয় বয়স আ বাড়ার সঙ্গে, সঙ্গেই হয়েছে হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। মানে আগের যে স্টাইল গুলোর। বয়স ভেদে আরকি। বাহ! বেশ চমৎকার। আসলে বয়স ভেদে দেখা যাচ্ছে যে মাইন্ড সেট আপ এর একটা কিন্তু বিষয় থাকে। দেখা যাচ্ছে কোনো পোশাক আসলে ভালো লাগে। কোনো পোশাক ভালো লাগে না। যেমন আ আ একটা সময় কিন্তু ন্যারো পোশাক খুব চলতো। চিপা-চাপা। এখন কিন্তু দেখা যাচ্ছে এখন একটু লুজ পড়তে সবাই স্বছন্দ্যবোধ করে। এজন্য আসলে দেখা যাচ্ছে ট্রেন্ড এরও বিষয় রয়েছে আবার বয়সেরও বিষয় রয়েছে। আ বয়সে সব জিনিস ভালো লাগে না। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা নতুন শহরে যান তো সেক্ষেত্রে নতুন শহরের নতুন শহর আবার নতুন পরিবেশ। এটা কি আপনাকে নতুন স্টাইল খুঁজে নিতে কি উৎসাহ দিয়েছিল কখনো?
একদম। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ একদমই। হু। হু, হু।